বাহ চমৎকার! আসলে আপনার ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার এবং আপনি বলছিলেনও অত্যন্ত চমৎকার করে। আ অনেক খায় অনেক ক্ষেত্রে কি মানসিকতা একটা বড় ব্যাপার হতে পারে কিনা? যে, অনেকেই হয়তো আ ছোটটাকেই বড় মনে করছে। আবার অনেকে অনেক বড় তাকেও তারপরেও একটা ছোট ঘিঞ্জি ভাব মনে করছে। এক্ষেত্রে কি নিজস্ব মানসিকতা, কিংবা অর্থনৈতিক অবস্থান কিংবা আ নে বম বড় জায়গায় থাকার অভ্যাস, এরকম কি কোন একটা মানসিকতা কাজ করে কিনা? যদি একটু ছোট্ট করে যোগ করতেন।
<chuckles> হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। হুম, আসলে দেখুন আ এইটা কিন্তু মানে অনেক জায়গায় দেখা যায় যে, অনেক বড় বাড়িঘর আ কিন্তু দেখা যাচ্ছে যে, তারা ঐরকমভাবে গোছানো না বা গোছানো থাকেন না। হ্যাঁ? এইটা যার, যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে, আ যেই ঘরগুলো যারা আসলে গুছিয়ে রাখেন, হ্যাঁ? তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে, অ্যা ঘরের মধ্যে অন্যরকম একটা সুন্দর পরিবেশ থাকে। ঘরের মধ্যে ঢুকলে মানে একটা ভালো লাগা কাজ করে। আসলে আমার কাছে মনে হয় ঘরটা এমন হওয়া উচিত, যেইখানে ঢুকলে একটা প্রশান্তি পাওয়া যায়। ঘরটা যদি আসলে এরকম হয় যে, হ্যাঁ, দেখলাম যে, এইটা এখানে পড়ে আছে। জামাকাপড়গুলো এক জায়গায় গাদাগাদি করে রাখা। মানে কেমন যেন একটা অস্বস্তিকর একটা পরিবেশ সব বিভিন্ন জায়গায় এলোমেলো হয়ে আছে। হ্যাঁ? তো সেইটা দেখতে কিন্তু বেশ খারাপ লাগে। যেমন অ্যা আমার ঘরের মধ্যে এই মুহূর্তে আসলে কিছু তারের জটিলতা আসলে রয়েছে, যেটা আমি মানে আমার কাছে বেশ খারাপ লাগে। এইটা আসলে অ্যা দেখা যাচ্ছে যে
জি, জি। হুম, হুম। জি। জি, জি। হুম, হুম। জি। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। <chuckles> জি, জি। জি, জি। বাহ! জি, জি। তার বলতে এইযে বিভিন্ন যে, আমাদের যে, আ ইলেকট্রনিক ডিভাইস গুলো ব্যবহার করার জন্য যে, সব তার, জি, জি। হুম, হুম, হুম।
হ্যাঁ, ইন্টারনেটের কেবল গুলা, টিভির কেবল গুলা, এগুলার ম্যানেজমেন্টটা আমার রুমে এখনো আমি ঠিক করতে পারিনি। তো এটার কারণে কিন্তু বেশ খারাপ লাগে। বিরক্ত লাগে আমার কাছে, হ্যাঁ? তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি একটু সুশৃঙ্খলভাবে থাকে না? অ্যা সেই ক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগে। মনের মধ্যে একটা আমি আমার অন্তত মনে হয় যে, না একটা প্রশান্তি কিন্তু পাওয়া যায়।
বেশ চমৎকার! তারপর কি করলেন? হুম, হুম। জি। বাহ চমৎকার! জি, জি। না এটা ভালো যে, অনেক সময় অ্যা যে, ব্যবস্থাপনাটা যে, অবস্থায় ড়ে রয়ে রেখেছেন, সেই ব্যবস্থাপনাটাকে একটা আলাদা রূপ দেওয়ার মধ্যে দিয়ে, অ্যা একটা ঘরকে অ্যা অন্য একটা লুকে নিয়ে এসে অ্যা সেটাকে উপস্থাপন করলে কিংবা নিজের মনের কাছেও একটা আশ্বস্ত পাওয়া যায়, যে, না এতটুকু জায়গাকে আবার ব্যবহার করার যোগ্য করে তোলা হয়েছে। কিংবা এই জায়গাটা আগের চেয়ে একটু শৌখিন দেখাচ্ছে। এমনটি আপনি বলছিলেন সেটা তার ব্যবস্থাপনায় হোক কিংবা কাপড় ব্যবস্থাপনায় হোক। একটা ছোট্ট বিষয় ছোট্ট করে জানতে চাবো। অনেকেই অ্যাম আয়না ব্যবহার করার পরামর্শ দেন। অ্যা যাতে করে একটাই জিনিসকে ডাবল দেখায় কিংবা এটা একটু ব প্রসারিত দেখায়। অর্থাৎ অ্যাও নিজের কাছে নিজে ধোঁকার মত মনে হলেও অন্যরা ঘরে আসলেও একটা প্রসারিত একটা জায়গা কিংবা, একই জিনিসের Riflection থেকে একটু অধিক জিনিস দেখানোরও যে, একটা প্রবণতা, সেক্ষেত্রে কি ফাঁকা জায়গাটার ক্ষেত্রে এরকম কোন Riflection এর ব্যবস্থা করা যেতে পারে কিনা? আপনি কি মনে করেন?
একদমই ঠিক।